সম্প্রতি আসলে আমি আ বেশ কিছু বিষয় নিয়ে আসলে একটু আ মন খারাপের ভিতর দিয়েই যা আ মানে যাচ্ছে আমার দিনগুলো। আ আমি আসলে বুঝতে পারছি না যে, আসলে আমার আ মানে আমি যে অভ্যাসটা আসলে শুরু করতে চাচ্ছি, সেটা আসলে কিভাবে শুরু করবো। আ মানে এই বিষয়গুলো নিয়েই আসলে একটু মন খারাপ বা হতাশার ভিতর দিয়ে কিন্তু আমার দিনগুলো পার হচ্ছে। মানে কিভাবে একটা অ অভ্যাস শুরু করবো? বা কি করবো না করবো? এগুলো আসলে কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা, তাই? আচ্ছা? বুঝতে পেরেছি। সত্যি বলতে আপনি যেটা নিয়ে এখন concern সেটা হল, একটা নতুন অভ্যাস গড়ে তোলা। এবং নতুন অভ্যাস গড়ে তোলা সবসময়ই একটু কঠিনে কাজ কঠিন কাজ এবং এটা শুরু করাটাই সত্যি বলতে একটা কঠিন একটা কাজ। আপনার কে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে, আপনি কোন অভ্যাসটা গড়ে তুলতে চান নতুন, যেটা হয়তো আপনি আগে কখনো করেননি? একটু যদি খুলে বলতেন তাহলে ভালো হতো।
একদম, একদম। হুম, আসলে আ আমার যারা আশেপাশে আছে, বিশেষ করে আমার যদি আমার friend দের কথাই বলি অথবা cousin দের কথা। তো, আমি কিন্তু এদের ভিতরে অনেকেরই দেখেছি যে, হচ্ছে ওরা কিন্তু ডায়েরি লিখতে খুব পছন্দ করে এবং মানে কোনো একটা স্মরণীয় মুহূর্ত বলি বা ওদের দেখা যাচ্ছে যে, কোনো মানে মন খারাপের কোনো বিষয়ই কিন্তু আমি অ্যা দেখেছি যে, ওরা হচ্ছে ডায়েরি তে সেটা নোট করে রাখে। বাট আ মানে বিশেষ কিছু আ মানে হোক সেটা ভালো লাগার মুহূর্ত বা খার খারাপ লাগার মুহূর্ত অথবা স্মরণীয় মুহূর্ত, যাই হোক না কেন, ওরা কিন্তু সেটা হচ্ছে ডায়েরিতে নোট করে রাকে রাখে। তো এইটা দেখে আমার কেন জানি না মানে আ এরকম মনে হচ্ছে ইদানিং যে, আমিও যদি একটু অ নোট করে অ্যা রাখতে পারতাম ডায়েরিতে। মানে এটা আসলেও হহ মানে স্মৃতি হয়ে থাকবে। দেখা যাচ্ছে যে, আমি থাকব না, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম কিন্তু যদি সেই ডায়েরিক ডায়েরিটা আসলে সংরক্ষণে রাখতে পারে, তাহলে হয়তো বা পরবর্তী প্রজন্ম কিন্তু সেটা পড়তে পারে। তো, আ আমার কাছে কেন জানিনা মনে হচ্ছে যে, আমিও ও যদি ডায়রি লেখার অভ্যাসটা শুরু করতে পারতাম, তো, মানে কিভাবে শুরু করবো বা আ মানে ১ম অবস্থাতে কি দিয়ে শুরু করবো না করবো, কিছুই আসলে বুঝতে পারছি না।
হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি আপনার সত্যি বলতে আপনার প্রশংসা করতে হয়। যে খুবই সুন্দর একটা অভ্যাস আপনি গড়ে তুলতে চাচ্ছেন। হয়তোবা বুঝতে পারতেছেন না যে, কীভাবে গড়ে তোলা যায়? কিন্তু এ ডায়রি লেখার যে বিষয়টা এটা কিন্তু সত্যিই অনেক সুন্দর একটা অভ্যাস। এবং আমি আপনাকে বলবো আপনার অবশ্যই এটা শুরু করা উচিত। আপনাকে এ কিছু সাজেশন দেওয়ার আগে আমি একটু জানতে চাই যে আপনি কেনো চাচ্ছেন এই অভ্যাসটা গড়ে তুলতে? মানে কেনো এই অভ্যাসটা আপনি শুরু করতে চাচ্ছেন?
একদম, একদম। হুম, হুম। আ আমি আসলে এই অভ্যাসটা অ্যা শুরু করতে চাচ্ছি যে এ মানে আমার আ জীবনের যে স্মরণীয় মুহূর্তগুলো বলি বা খারাপ লাগার আ মুহূর্ত বা আ থাকে না যে হচ্ছে কিছুই স্পেশাল আ ডে তো এইগুলো আসলে কিন্তু আমি এ আমার ডায়েরিতে নোট করে রাখতে চাই। কারণ আমার কাছে কেনো জানি না মনে হয় এগুলো যদি আমি নোট করে রাখি সেটা উম উম যখন আমার আসলে ইচ্ছা করবে দেখতে আমি কিন্তু ডায়েরিটা খুলে এগুলো দেখতে পারবো। সেটা হোক কোনো অবসর টাইম অথবা যদি আমি আ বৃদ্ধকালেও খুলে সেটাও কিন্তু আসলে আ আমি খুলে দেখতে পারবো বা ওইযে আ আরেকটা কথাও কিন্তু বললাম যে আমি চাই যে আমার পরবর্তী প্রজন্মও কিন্তু এই ডায়েরি গুলো আসলে দেখুক। তো আমি আসলে ডায়েরিটা লিখে সংরক্ষণে রাখতে চাই। তো এটাই আসলে বুঝতে পারছি না যে কীভাবে আসলে এই অভ্যাসটা শুরু করবো? কারণ ডায়েরিতে তো মানুষ মানে শুধু যে মানে ভালো বা খারাপ লাগার মুহূর্ত এটা রাখে বা লিখে রাখে এরকম কিন্তু না। আ আমার, আমার কিন্তু মানে একজন দাদু আছে। তো ওনাকে কিন্তু আমি দেখেছিলাম যে মানে উনার যারা পূর্ববর্তী প্রজন্ম, আগের প্রজন্ম বিশেষ করে তাদের মানে নাম ঠিকানা কে, কোন অ্যা দিকে এখন চলে গিয়েছে বা কাজ করে বা কতজন জীবিত আছে, কতজন আ বেঁচে নেই এসবও কিন্তু সংরক্ষণে রেখেছে। মানে ওটাকে আসলে কী বলে? হ্যাঁ, হ্যাঁ আমার সঠিক মনে পড়ছে না। তো অ ওটার নাম মেবি মানে, মানে পূর্ববর্তী প্রজন্মর আরকি হচ্ছে একটা ইতিহাস। তো এটা দেখেও কিন্তু আমার বেশ একটা মানে অনুপ্রেরণা নিজের ভিতরে জেগেছে যে ইস, আমিও যদি এরকম মানে একটা ইতিহাস টাইপের কিছু একটা লিখে রাখতে পারতাম। সেটা আমার পরবর্তী প্রজন্ম কিন্তু দেখতে পারবে। তো সেক্ষেত্রে আমার কেনো জানিনা মনে হচ্ছে, আমার ডায়রি লেখার অভ্যাসটা শুরু করা উচিত। কিন্তু অ আসলেও কীভাবে করবো? নিজেও বুঝতে পারছি না। আমাকে যদি একটু বলতেন কীভাবে শুরু করা যায়?
এ হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাই? বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি, আপনি এখানে চাচ্ছেন যে আপনার যে স্মরণীয় দিনগুলো ওগুলো একটু লিখে রাখতে এবং আপনি আপনার দাদুর কাছ থেকে এবং আপনার বড়ো যারা আছে তাদের কাছ থেকে এখানে অনুপ্রেরণা পেয়েছেন যে, তারা আগের কয়ে সময় যেটা করত যে তাদের সবকিছু যেই স্মরণীয় যে মুহূর্তগুলো যেগু সেগুলো লিখে রাখতে। সত্যি বলতে জিনিসটা কী হয়? যদি লিখে না রাখা হয় মাথায় রাখলে এটা কিছুদিন পরে বা কয়েক মাস পরে, কয়েক বছর পরে এগুলা ভুলে যায়, কিন্তু এগুলা যদি লিখে রাখা যায় তাহলে ওইটা দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম ওইটা সবসময় থেকে যায়। <smacks lips> এক্ষেত্রে আপনাকে আমি বলব আপনি ছোট করে শুরু করতে পারেন ডায়রি লেখাটা। আপনি হয়তো প্রতিদিন ৫ মিনিট বা ১০ মিনিট বসে নিজের জীবনে কী হয়েছে? সারাদিন ঐদিনকার কী হয়েছে? এসব কিছু লিখে রাখতে পারেন এবং কখনো যদি কোন চমৎকার কিছু হয়ে থাকে যেগুলা আপনার কাছে মনে হয় যে এটা স্মরণে রাখা উচিত এবং স্মরণীয় একটা মুহূর্ত ওইগুলা আপনি চাইলে কিন্তু ছোট্ট একটা ডায়রি নিজের কাছে রেখে দিতে পারেন ওখানে সাথে, সাথে লিখে রাখতে পারেন। এখানে যদি আপনাকে আরেকটু জিজ্ঞেস করি যে <smacks lips> <swallows> আপনার কী আগে কখনো এটা চেষ্টা করেছিলেন ডায়রির অভ্যাসটা করার বা ডায়রি লিখার? এবং যদি করে থাকেন আপনার কী সমস্যা হয়েছিল তখন বা এখনো কেন ওটা continue করলেন না?
হুম। একদম, একদম। হুম, হুম। হুম, হুম। আ আসলে কিন্তু আমি আ আগে সেরকম ভাবে ডায়েরি লেখার অভ্যাসটা আ শুরু করিনি। তখন কেন জানিনা আসলে বুঝতাম না যে, আ ডায়েরিটা কিভাবে লিখতে হয় বা এটা আসলেও কোনো কাজের কিনা। কেন জানিনা তখন মনে হতো যে এটা আসলে হুদাই মানে কোনো কাজেরই না। শুধু, শুধু মানুষ আসলে মানে যারা ডায়রি লিখতে পছন্দ করে তারা শুধু, শুধু আসলে লেখে বা টাইম ওয়েস্ট করে। এরকম টাইপের আসলে চিন্তা ভাবনা তখন ছিল। কিন্তু আ আসলে একটা কথাই আছে না যে সময়ের সাথে, সাথে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি বা বড় হওয়ার সাথে, সাথে কিন্তু অনেক ধরনের মানে ধারণা কিন্তু আমাদের পাল্টে যায়। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা আসলে ভিন্ন না। উম আ আমার কাছেও কেন জানি না মানে বড় হওয়ার সাথে, সাথে বা সময়ের সাথে, সাথে কিন্তু আমার চিন্তাধারাও আসলে অনেকাংশেই পাল্টে গিয়েছে। এবং আমি আসলে বুঝতে, এখন বুঝতে শিখেছি যে আসলে কিভাবে আ ডায়েরি অ্যা ডায়েরি লেখার অভ্যাসটা করা উচিত বা হচ্ছে ডায়েরিটা লিক অ্যা লিখে কিভাবে সংরক্ষণ করা যায়। কারণ ডায়েরি অ্যা ডায়েরি লিখলে কিন্তু ওই যে আ কিছুক্ষণ আগেও যেমন বললাম যে আ ডায়েরি আসলে এমন একটা আ জিনিস এটা কিন্তু জীবনের আরেকটা অংশ। কেন জানি না আমি এখন মনে করি। তো এটা আমার কেন জানি না এখন মনে হয় যে আমার আসলে আরও আগে থেকে উচিত ছিল, ডায়েরি লেখা কিন্তু সেটা আসলে উম মানে না বোঝার কারণেই হয়তোবা হয়ে ওঠেনি। কিন্তু এখন যেহেতু বোঝা শিখেছি, তো কেন জানিনা মনে হচ্ছে যে আমি আমার আ ডায়েরি লেখার অভ্যাসটা শুরু করা উচিত। তো এক্ষেত্রে আমার কাছে মানে আমি আপনাকে যেটা বললাম যে শুধু কি মানে আমি আমার ভালো লাগার সময় বা খারাপ লাগার সময় বা ওই যে আরেকটা বললাম যে পূর্বের যারা আসলে আমাদের উম মানে পূর্বপুরুষ ছিল তাদেরই কি নাম এখানে লিখে রাখব? নাকি আরো অন্য কিছু কি ডায়েরিতে আসলে লিখে রাখা যায়? বা ডায়রি লেখার অভ্যাসটা আসলে কিভাবে শুরু করব? যদি একটু বলতেন আমাকে?
বুঝতে পেরেছি। ঠিক। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমি আপনাকে বলি আপনি ওইখানে আপনার ডায়েরি একটা লেখা শুরুতেই শুরু করতে পারেন এবং এই ছোট থেকেও শুরু করতে পারেন। প্রতিদিন হয়তো অত বেশি লিখবেন না। কয়েকটা জিনিস লিখবেন। তাহলে দেখা যাবে আপনার আস্তে, আস্তে অভ্যাসটা তৈরি হবে। সত্যি বলতে জিনিসটা কি আ আপনি যদি আপনি বা মানুষ যখন কোন একটা কাজ করতে যায় তখন যদি ফুল ওই কাজটা করতে যায় বা করা শুরু করতে চায় বা নতুন একটা অভ্যাস যদি সাথে, সাথে অভ্যাসে গড়ে তুলতে চায়, কোন কাজকে তখন ঐখানে দেখা যায় অ তারা সাধারণত অসফল হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো শুরুতে একটু, একটু করে শুরু করা, আস্তে, আস্তে ওই জিনিসটুকু বৃদ্ধি করা। হয়তো শুরুতে আপনি ৫ মিনিট প্রতিদিন লিখতে পারেন। তারপরে হয়তো ১০ মিনিট বাড়াবেন, ১ সপ্তাহ পরে আরো ১৫ মিনিট করবেন। এমন করতে, করতে দেখা যাবে যে ১ দিন কিছুদিন পরে বা কয়েক মাস পরে আপনার নিজের মধ্যে একটা অভ্যাস হয়ে যাবে এবং প্রতিদিন দেখা যাবে আপনি এই ডায়েরিটা লিখতে পারবেন এবং ডায়েরি লেখার মধ্যে একটা যে আনন্দ ওই আনন্দটা কাজ করবে এবং প্রতিদিন আপনার কাছে মনে হবে যে আজকে এই জিনিসটা লিখি, ওই জিনিসটা লিখি। আরেকটা জিনিস যেটা করতে পারেন যে আপনি আপনার ওই ডায়রিতে আপনার ওই আনন্দের মুহূর্তগুলো, সাথে আপনার দুঃখের মুহূর্তগুলো। মানুষকে শুধুমাত্র যে আনন্দের মুহূর্তগুলো মনে রাখতে হয় বা মানুষের নাম মনে রাখতে হয় এমন কিন্তু না। মানুষকে তার দুঃখের মুহূর্তগুলো লিখে রাখতে হয় অনেক সময় যেগুলো কষ্ট হয় ওগুলোও মনে রাখতে হয়। দেখা যায় এগুলোও কিছুদিন পরে গিয়ে যখন আবার ওই জিনিসগুলো দেখা হয় তখন আরকি ওই সুখের যে সময়টা বা যে খুশির যে সময়টা ওই জিনিসটার গুরুত্ব বোঝা যায় যে, "এই সময়টা আমার খারাপ সময় ছিল তখন আমার এমন অবস্থা ছিল এখন তো আমার ভালো অবস্থা।" তো এইখানে দেখা যায় আপনার নিজের জন্য অনেক উপকার হবে আপনার এই নিজেকে মোটিভেট করার জন্য এবং ভালো থাকার জন্য। আরেকটা জিনিস যেটা করতে পারেন আপনি একটা রুটিন বানাতে পারেন। ওই রুটিন অনুসারে প্রতিদিন আপনি কিছু না কিছু ডায়েরিতে লিখবেন। কিছু না হলে দেখা যায় একটা ছোট গল্পই লিখবেন প্রয়োজনে। তারপরেও কিছু না কিছু লিখবেন যাতে করে এটা আপনার অভ্যাসে পরিণত হয়। রুটিনটা হতে পারে হ সকালে আপনি চা যখন খান বা সকালে যখন ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে কিছুক্ষণ লিখতে পারেন বা আরেকটা যেটা হতে পারে খুবই ভালো সেটা হল রাতে ঘুমানোর সময় লিখতে পারেন। এবং আরেকটা যেটা হইতে পারে যে বিকালে যখন অনেক সময় দেখা যায় অনেকে বারান্দায় বসে একটু সময় কাটায়। মানে একটু ঠান্ডা বাতাস খায় বা একটু প্রকৃতিটা দেখে তখন আপনি চাইলে একটা ডায়েরি হাতে নিয়ে বসে, বসে আকাশটা দেখলেন এবং কিছু লিখলেন। এটা করতে পারেন। এটা করলে আপনার মধ্যে যে ডায়েরি লেখার যে উদ্দীপনাটা আমার কাছে মনে হয় আপনার অনেক ভালো হবে এবং আস্তে, আস্তে এটা অভ্যাসে পরিণত হবে। আপনার কাছে কি মনে হয় এই কাজগুলো করলে কি আপনার এই অভ্যাসটা তৈরি হবে? বা আপনার জন্য উপকার হবে?
হু, হু। একদম, একদম। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। আ হ্যাঁ, আপনি আ মানে এ যেটা বললেন যে হচ্ছে এ প্রত্যেক দিনই আমি আসলে এ একটু, একটু করে লেখার অভ্যাসটা আ শুরু করতে পারি। সেটা ৫ মিনিট হোক বা ১০ মিনিট হোক। এ এব আরো কিছু কথা বললেন যেটা হচ্ছে উম মানে বিশেষ করে ঘুমের পর আ ঘুম থেকে ওঠার পরে সকালবেলা দেখা যাচ্ছে যে চা নাস্তা খাওয়ার পরে যদি একটু উম হাতে টাইম রেখে আমি আ একটু ডায়েরি লেখি বা আরো কিছু কথা বললেন যে যেখানে আ হচ্ছে মানে দিনের ভালো টাইমটা কি করেছি বা খারাপ সময়। এ এক কথায় মানে সব ধরনের কিছুই কিন্তু আসলে এম এ মানে অ্যা মানে লিখে যদি আমি একটু নোট করে রাখতে পারি এটাও কিন্তু এক ম মানে একটা ডায়েরি লেখার ১ম অবস্থায় আ যে অভ্যাসটা সেটা কিন্তু এভাবেও শুরু করতে পারি। আমার কাছে মানে আপনার এই কথাগুলো শুনে কেন জানিনা মনে হচ্ছে যে, এগুলো আ আসলেও আমার হচ্ছে এ মানে কার্যকরী হবে। এক্ষেত্রে আর কি কোনো উপায় আছে যে যেটা আ আমি আসলে নতুন অভ্যাস শুরু করতে পারি লেখার জন্য?
জী। ঠিক। সত্যি। <smacks lips> আরেকটা যেটা আপনি করতে পারেন, আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই যে সবসময় সাথে যে একটা ডায়রি carry করব। এটা সবসময় করা হয় না বা অনেক সময় এটা করা হয় না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কখনো যদি আপনার লিখতে ইচ্ছা করে এবং আপনার হাতের কাছে বা পাশে কোন ডায়রি না থাকে তখন আপনি যেটা করতে পারেন ফোন বের করে ফোনের notepad এ লিখে রাখতে পারেন। তো পরবর্তীতে যখন বাসায় যাবেন বা সময় পাবেন এবং যেটা বলেছিলাম যে একটা রুটিন বানাবেন। ওই রুটিনের সময়ে দেখা যাবে আপনি ফোন থেকে ওই যেটা লিখে রেখেছিলেন, ওইটা আবার ডায়রিতে লিখে রাখবেন। তো দেখা যাবে আপনার আস্তে, আস্তে অভ্যাসটা তৈরি হবে এবং যখন লিখতে ইচ্ছা করবে তখনই আপনি সাথে, সাথে লিখতে পারবেন। যেহেতু ফোনটা এখন আমাদের সবসময় সারাদিন আমাদের সাথে থাকে এবং পরবর্তীতে আপনি চাইলে যখন সময় হবে আপনি ওটা ডায়রিতে transfer করতে পারবেন। যেটা আপনার দেখা যাবে দীর্ঘ সময় আপনার সাথে থাকবে। যেটা আপনি বললেন, যে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি এগুলো লেখে রাখ রেখে যেতে চান। ওইটা রাখ রাখতে পারবেন।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, আপনি কিন্তু আসলেও দারুণ বলেছেন। যে ফোনে আ আসলে যে নোটটা থাকে সেখানেও কিন্তু সংরক্ষণ করতে পারি এবং আরো যে আনুষাঙ্গিক বিষয়গুলো বললেন, এগুলো আসলেও আমার কাছে মনে হচ্ছে আমার ডায়রি লেখার জন্য কার্যকরী উপায় হয়ে উঠবে। তো ধন্যবাদ আপনাকে। এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আ ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য শুভকামনা। আমি আশা করি, আপনি খুব শীঘ্রই ডাইরির অভ্যাসটা গড়ে তুলতে পারবেন।